আম অনেকের ব্যাপারটা তো আসলে অনেকে এটা রাখে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে, আ তারাদের আসলে কোনো ইম্পোর্টেন্ট মেসেজ বা ফোন আসে। আ হয়তো এই কারণে তারা ফোনটা আসলে খুলে রাখে বা তারা আসলে ফোনটা বন্ধ করে না। কিন্তু আমার ক্ষেত্রে আসলে আমি আ এটা চেষ্টা করি যে, আমার যেহেতু আসলে ওইভাবে কোন ইম্পোর্টেন্ট কিছু নেই বা আ কেউ আসলে আমাকে ফোন করবে না, সেটা আমার আসলে জানা আছে। তো ব সেক্ষেত্রে আমি কেন শুধু, শুধু আমার ফোনটা অন করে শুধু, শুধু চার্জটা নষ্ট করবো। <chuckles> তো এই হি একটা হিসাবে আসলে ফোনটা বন্ধ করে রাখা হয়। আর আ নোটিফিকেশনের জন্য মাঝে, মাঝে হয় কি যে ন্যা মানে যেমনটা আসলে শুরুতে আমি বললাম যে, আ অ একসময় আসলে দেখা গেছে যে, আমি আসলে একটু ন্যাপ নিচ্ছি। আমাকে আসলে স্ন্যাপে একজন, আমার এক ফ্রেন্ডই এত পরিমাণ আসলে স্ন্যাপ পাঠাচ্ছিল। যে একসাথে এতগুলো পাঠাচ্ছিলো যে, আমার আ ঘুমটাই আসলে ভেঙে গেছে। তো পরে আসলে বিরক্ত না হয় মানে বিরক্ত হয়ে, আমি না পেরে তখন ওই মুহূর্তে ফোনটা একদম মানে এয়ারপ্লেন মোডে দিয়ে রাখি যে, এখন যা আসুক, <chuckles> কোনো কিছু আসলে শুনতে পারব না। তো এরকমও কিন্তু আসলে হয়ে থাকে বা আ দেখা যায় যে ঘুমাচ্ছি, আমায় ফ্রেন্ডকে বলে রেখেছি। কিন্তু সে কি করছে? ইচ্ছে করে আসলে ফোন দিচ্ছে বা ইচ্ছে করে আসলে আমাকে মেসেজ পাঠাতে, যেন আমার ঘুমটা আসলে ইয়ে হয়। তো এই জিনিসগুলো তখন মাঝে, মাঝে আমার হ্যাঁ, হ্যাঁ। দুস হ্যাঁ, হ্যাঁ, দুষ্টাম দুষ্টামির জন্যই। হ্যাঁ, হ্যাঁ একদমই তাই। যে বলে যে, "এই টাইমে কেন ঘুমাতে হবে বা এই টাইমে আসলে কিসের ন্যাপ?" তো ওইক্ষেত্রে আসলে ফোনটা একটু বন্ধ করে রাখার চেষ্টা করি বা চেষ্টা করি যেন ফোনটা আ একটু বা সাইলেন্ট করে রাখার, যেন আমার সমস্যাটা না হয় বা একটু দূরে রাখার বা অন্য রুমে রাখারও আসলে চেষ্টা করি।
হু, হু, হু। জি। হুম, হুম। <chuckles> হুম। জি। হু, হু। <chuckles> সেটাই। জি। আ! এ হ্যাঁ, ফোন, এটা কি দুষ্টামির জন্য? বন্ধুরা তো মাঝে, মাঝে অনেক ধরনের দুষ্টামি করে। ইচ্ছা করে আপনাকে ঘুমাতে দিবে না। <chuckles> বাহ! হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মানে আসলে এইযে উম প্রযুক্তির ২ টা দিক আছে। মানে একটা তো আমরা সবাই সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারি। খুব সহজ-সরল হয়ে যায়। কিন্তু একই সঙ্গে আপনি যেই সমস্যাগুলো বললেন হ্যাঁ, বিভিন্ন নোটিফিকেশন কোন টাইমিংয়ের ঠিক নাই কিন্তু। অ্যা উম মানে মাঝে, মাঝে শুনি মানুষের কাছে, বিভিন্ন ব্যাংক থেকে মেসেজ আসছে রা রাত ৩ টায়, রাত ৫ টায়। <chuckles> উ হ্যাঁ, হ্যাঁ এ এ ধরনের খুবই জি, এটা
একদম। জি, জি, সেটাই। হ্যাঁ। <chuckles> এটা কিন্তু হয়ে থাকে। মানে দেখা যাচ্ছে যে, ঘুমিয়ে আছি বা শুয়ে আছি, একটা মেসেজ আসলো। মনে করলাম যে আ খুব ইম্পোর্টেন্ট একটা মেসেজ। কিন্তু দেখা গেল কোম্পানির একটা মেসেজ দিয়ে দিল। <chuckles>
<chuckles> আর মেজাজ টাই খারাপ হয়ে গেল। যেটুকু ঘুম এসেছিল সেটা চলে গেল।
আ হ্যাঁ, সেটাই। যে দেখা গেল যে এমন এ মানে কথ কনভারসেশন হচ্ছে একটা ফ্রেন্ডের সাথে বা আ ঝগড়া হচ্ছে। কিন্তু এ এমন টাইমে আসলে আ ও হয়তো সে আসলে AFK তে চলে গেল বা একটু ব্যা অন্য জায়গায় চলে গেল, তো আমাকে লেট করে দিল। তো ইম্পোর্টেন্ট কথার মাঝখানে সে আসলে চলে গেল। কিন্তু বা আমি ফোনটা যখন রাখলাম সাথে, সাথে দেখলাম একটা নোটিফিকেশন আসলো। আমি তাড়াহুড়া করে ফোনটা ধরে দেখি যে, এটা একটা কোম্পানির মেসেজ। <chuckles> তখন আসলে মনে হয় যে "কেন? কি দরকার এই সময়ে আসলে এই মেসেজগুলো দেওয়ার?" বা মাঝে, মাঝে দেখা যায় রাতে আগে যেমন হতো যে, ০৩ঃ০০-০৪ঃ০০ সময় মেসেজ দিত কোম্পানি থেকে। আমি জানি না কেন তারা দিত? তো এই জিনিসটা আসলে অনেক সময় একটু মেজাজই খারাপ করে দেয়।
জি। হুম। <chuckles> <chuckles> হুম। ওরে বাবা! হুম।

হ্যাঁ, এটা আসলে খুব অ্যা ইন্টারেস্টিং ওয়েতে বলেছেন আপনি। অ্যা অফিসের বাইরে অফিসের সময়ের বাইরে এখন তো আসলে এই ফোন বা এই ইন্টারনেট এর কারণে যা শোনা যায় যে, অফিস হয়ে গেছে, অফিস আওয়ার বলে আর কিছু থাকছে না, মানুষের অনেকের কাছে। তো উম মানে ব্যক্তিগত জীবন বলেও কিছু থাকছে না, অফিস আওয়ার বলেও কিছু থাকছে না। হু, হু। হু, হু। জি।
<laughs> হু, হু, হু, হু, হ্যাঁ হ্যাঁ। সেটাই, সেটাই। এটা কিন্তু আসলে হয়ে থাকে। বিশেষ করে আমি যখন আসলে এক জায়গায় একটা জব করেছিলাম। তো সেটা যদি আমার পার্ট টাইম হিসাবে ছিল, যেহেতু আমার সেটা রিমোট জব টাইপের ছিল বাসায় বসে। কিন্তু দেখা যেত কি সেটা আমাকে ফুল টাইম এর মতই আসলে দিতে হচ্ছে। তো সেখানে আসলে একে তো টাকা কম ছিল। তার উপরে আমার আ মানে এত মানে ফুল টাইম এর মত আমার খাটতে হচ্ছে দিন নেই, রাত নেই, ২৪ ঘন্টা, একটা মানসিকভাবে একটা বিপর্যয়ের অবস্থার মত চলে আসছে। তো তখন আমার দেখা যেত যে, আমি ফোনটা আসলে বন্ধ করে রাখতে হতো। তো আমার সুপারভাইজার আমাকে ফোন দিত যে, কেন আমি আসলে লাইনে নেই। যেখানে আসলে কাজ করার আমার ওই সময় নাই। মানে সময়ই নেই। মানে আমার ওই সময়টা, আমার কাজ করার সময়ই না। তো সেখানে আমি কেনই করবো? তো ওই ব্যক্তিগত জীবন বা এই যে একটা জীবনে যেটাকে আপনি বললেন যে। আ অ্যা আ অফিসের সময় বা ব্যক্তিগত একটা জীবন যেটা থাকে, সেটা কিন্তু আসলে একদম হারিয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রেও কিন্তু মাঝে, মাঝে ফোনটা আসলে বন্ধ করে রাখা হত।
জি, জি। আচ্ছা। হুম। জি। হ্যাঁ। আচ্ছা। জি, জি, জি। হুম। না, এটা তো আসলেই মানে খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার। কেউ যখন মানে প্রত্যেকেরই তো একটা নিজস্ব সময় লাগে, একটু নিজের কাজে মনোযোগ দেওয়ার জন্য যেকোনো কিছুর জন্য। সে টাইমে যদি আরেকজন মানে অফিসে তো আপনি যেটুকু সময় কমিট করেছেন, সেটা তো আপনি দিয়ে এসেছেন। তার বাইরেও হয়তো জরুরি কিছু আসতে পারে। কিন্তু জরুরিটাই যখন প্রতিদিনকার ব্যাপার হয়ে যায়, তখন কিন্তু আসলে আর এটা জরুরি থাকে না। অনেকের অনেক জায়গায় কিন্তু শোনা যায় যে, এটা হয়ে যায় প্রতিদিন অ্যা
একদম। সেটাই। জি, <chuckles> সেটা জরুরি থাকে না। হুম, হুম, হুম। সেটাই আমার ক্ষেত্রে সেটা আসলে প্রতিদিনের মতো একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে আমি না পেরে আসলে আ কি করতাম? আমি ওই ফোনটা বন্ধ করে রাখতাম। <chuckles>
জি। হ্যাঁ, আপনি তো সুন্দর করে বললাম। জি, জি, জি। এই কাজের কথাই যখন আসলো ওই যে, অনেকের কিন্তু আবার কাজের ধরনটা একটু আ ভিন্ন ধরনের হয়। যে অনেকে হয়তো রাতে কাজ করতে হয় বা সবসময় অন কল থাকতে হয়। সারাদিনের হয়তো রুটিন এর কোন কাজ নেই। কিন্তু অন কল থাকতে হয় যে, সবসময় স্ট্যান্ডবাই, অনেকে এমার্জেন্সি রোল এ থাকেন না? অ্যা তো তাদের জন্য তো আসলে এই ধরনের ফোন অফ করে রাখাটা হয়তো অনেক সময় বাস্তব সম্মত হবে না। কিন্তু তাদেরও তো আসলে ঘুম দরকার। <chuckles> ঘুম দরকার। ব্যক্তিগত জীবনটা। ওদের জন্য আপনার কি মনে হয়? ওদের জন্য কোনটা বাস্তব সম্মত? জি, হ্যাঁ, অথবা পড়াশোনার ক্ষেত্রেও এক্সাক্টলি। ওদের জন্য আসলে কি হতে পারে, আপনার মনে হয়? বাস্তব সম্মত একটা অপশন, যেখানে ওরা ঘুম এবং এই ফোনের ডিস্টার্বেন্স ২ টার ভারসাম্যটা রক্ষা করতে পারবেন?
হুম। অন কল থাকতে হয়। হুম। জি, জি, জি। হ্যাঁ। <laughs> একদম বা পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এ আম <laughs>

জি, আ এটা খুব সুন্দর বলেছেন যে airplane mode টা কেন রাখেন? আরেকটা কিন জিনিস কিন্তু হয়। অনেক সময় হয়তো জরুরি কোনো ফোন আসলো বা কিছু আসলো, ফোন silent mode এ থাকলে আপনি হয়তো ঘুম থেকে উঠে টের পেলেন নোটিফিকেশনটা। airplane mode এ থাকলেও কি এটা টের পাওয়া যায় নাকি?
হুম। আ না, এটা তো আসলে airplane mode থাকলে তো একদম বন্ধর মতোই। আ তো ফোনও আসে না বা ইয়েও হয় না। কিন্তু আমি এটা আ করি কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে আ আমার তো আসলে তেমন একটা ফোন কেউ দেয় না সত্যি কথা বলতে। আমার একদমই কেউ ফোন দেয় না। যদি প্রয়োজন হয় তাহলে আ হয়তো সোশ্যাল মিডিয়াতে যদি নক করে রাখে তাহলে আমি আ ওইভাবে আসলে উঠে তাহলে আ response করি। আর যখন দেখি যে আ থাকে না যে কোন কিছু আসলে অর্ডার দেওয়ার ক্ষেত্রে ডেলিভারি ম্যান আসবে। তো আমার সাথে এরকম অনেক হয়েছে যে আমি আসলে ফোনটা বন্ধ করে রেখেছি ডেলিভারি ম্যান এসে আসলে ঘুরে গেছে আমাকে আ না পেয়ে। তো সেক্ষেত্রে আমি আ ইয়ে একটু আগে থেকে আগের দিন বা সেই দিনের জন্য শুধুমাত্র ফোনটা আ খোলা রাখার চেষ্টা করি বা দেখি যে যদি আসলে মানে একেবারে খোলা বলতে মানে vibration করা থাকে যেন আসলে টের পেয়ে পাই আসলে ঘুমের মধ্যেও। তো তো এই জিনিসটা
হ্যাঁ, পুরোপুরি অন্ধের মতোই। আচ্ছা। হুম, হুম। জি। <chuckles> আহ হুম, হুম। বুঝতে পেরেছি। যদি আপনি expect করেন উম বুঝতে পেরেছি। যদি আপনি expect করেন যে কোন একটা কিছু আসতে পারে তাহলে আপনি হয়তো ফোনটা vibration mode এ রাখলেন, পুরোপুরি অফ করলেন না জি।
হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, তখন আসলে জাস্ট ওয়াইফাইটা অফ করে জাস্ট এমনিতে normally ভাবে রেখে দেই।